Right. তা, আপনার কোনো আর কোনো স্মৃতি আছে যেগুলা আপনার মনে পড়ে?
জি, জি, জি। জি আসলে অনেক স্মৃতি আছে যেগুলো আসলে আমার এখনো মনে পড়ে। বিশেষ করে বৃষ্টির দিনে। উ বৃষ্টির দিনে আসলে আমি, আমার আম্মু তেমন বের হতো, বের হতে দিত না। তো আমি ছোটবেলা থেকেই শহরে বড় হয়ে ওঠা। তো যখনই গ্রামে যেতাম তখন আসলে আম্মু এ জি, এ এ জি, জি হ্যাঁ জি, জি উ গ্রামে গেলে বিশেষ করে গ্রামের তো আ সপিম মাটির রাস্তা। তো পিছলে প পড়ে যেতাম। একবার একবার হাঁটা অবস্থায় ওই পিছলায় পড়ে আমি একবারে মানে সাইডে পুকুর ছিল, পুরা পুকুরে পড়ে গিয়েছিলাম। আর পুকুরে তখন পানি খুব কম ছিল। পানি, পানি শেষ দ হয়ে ছিল তো যার কারণে পানি কম। পানিতে পড়ে পুরা প্যাক এ আমি একবারে ভরে গিয়েছিলাম। তো তারপর ই ইটা দেখে সবাই অনেক হাসাহাসি করে। সেই এখনো আমি যখনই আমি আমার মামার বাড়িতে যাই আমার মামিরা, আমার মানে ওইখানকার relative রা সবাই আমাকে ওই জিনিসটা বলে এবং সবাই খুব হাসে। যে ওই, ওই দৃশ্যটা মনে পড়ে। তারপরে আ হ্যাঁ তারপরে আরেকদিন মানে ছোটবেলায় হ্যাঁ, জি, জি অবশ্যই অনেক বেশি লজ্জা লাগে। কারণ খুব ছোট ছিলাম তো। তারপর আসলে, তারপর আসলে ওই যখন প্যাক থেকে মানে আমাকে উঠায় আনে তারপরে সবার সামনে আমাকে মানে একপ্রকার কোনো মানে আম্মু স তখন তো ছোট ছিলাম এক বা একপ্রকার লেংটু করেই আমাকে সবার সামনে গোসল করা। অনেক ছোট ছিলাম তখন। তো ওই যে, ওই যে একটা হাস্যকর স্মৃতি। ঠিক আছে? ই ইটা আসলে এখনো সবাই আসলে ইয়া করে, এ কথাটা বলে।
হুম, হুম। আচ্ছা। উ হুম, হুম। আ বৃষ্টির সময় যে পি পিছলা যেত ইয়ার জন্য, কি বলে শৈবালের জন্য। হু, শ্যাওলা। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> <laughs> হ্যাঁ। Right. Right. হুম। <chuckles> <chuckles> হ্যাঁ। আহ! <chuckles> তখন কি আপনার লজ্জা লাগে? তখন কি আপনার লজ্জা লাগে? <chuckles> Right. হ্যাঁ। <laughs> আচ্ছা, আচ্ছা। হুম, হু। Right.